হেলো।
হ্যালো, জি, ভালো আছেন?
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
এই তো, আমিও বেশ ভালো আছি। তো, দিনকাল কেমন যাচ্ছে আপনার?
এই তো যাচ্ছে বেশ। যে মানে, কাটছে কোনরকম। আর এই যে, একটু আগেই রান্না করছিলাম। আপনার কি অবস্থা শুনি? কেমন যাচ্ছে?
হুম। আচ্ছা। হ্যাঁ, আমারও কিন্তু সব মিলিয়ে দিনকাল বেশ ভালোই যাচ্ছে। আপনি বললেন, রান্না করছিলেন, তো সেই থেকে আসলে খাবারের কথা মনে পড়ে গেল। খাবার কিন্তু, আহা মানে খুবই সুন্দর একটা জিনিস, তাই না? আমাদেরকে নানান ধরনের সংস্কৃতির সাথে পরিচয় করায়। তাই না, আপু?
হ্যাঁ, জি। হুম। একদম, একদম। আর খাবার কে না খেতে পছন্দ করে, তাই না? আমার তো মনে হয়, বেশিরভাগ মানুষই আমরা ফুডি। যে কম খায়, সেও সাম আ Somehow লাইক হয় না, পছন্দ অপছন্দ তো আছেই। আমাদের দেখবেন, একেকজনের একেক রুচি। কারোর আ দেশীয় খাবার ভালো লাগে, কারো বিদেশী, একেক দেশের খাবার ভালো লাগে। তো আপনাকে যদি বলি যে, মানে আপনি কি কখনো কোন বিদেশী খাবার খেয়েছেন? আর যদি খেয়ে থাকেন, সে ওই খাবারগুলোর সাথে আমাদের এই যে বাঙালি খাবার, এটার স্বাদ বা উপকরণে কি ধরনের পার্থক্য মনে হয় আপনার?
হ্যাঁ। জি। একদম। জি। আচ্ছা, আচ্ছা। আসলে আ যে বিষয়টা হয় কি যে বিদেশের খাবার তো অবশ্যই খাওয়া হয়েছে তবে বাহিরে গিয়ে মানে অন্য কোন দেশে গিয়ে খাওয়া হয়নি। আর দেশে যে আই আইটেম গুলি পাওয়া যায় বিশেষ করে বিভিন্ন রেস্টুরেন্ট এ সেগুলা কিন্তু ট্রাই করা হয়েছে এবং আ কিছুদিন আগেই আ মানে অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে পাকিস্তানের আপনার একটা আ মানে আ আ বিফ এর আইটেম রয়েছে। তো সেটা না আমি যখন ভিডিও তে দেখতাম তখন আমার কাছে বেশ ভালো লাগতো। দেখে খেতেও ইচ্ছা হত। কিন্তু আ রিসেন্টলি ঢাকাতে একটা হোটেল হয়। আমি যখন আ সেখানে গিয়ে ওই জিনিসটা ট্রাই করি আমার কাছে না খুব একটা ভালো লাগে না। কারণ আ সাধারণ আমরা যেই মশলা জাতীয় খাবার খেয়ে অভ্যস্ত সেই খাবারটা সেটার থেকে একদমই আলাদা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে খাবারের ভিতরে কিন্তু দেশের আ জন্য একেক দেশে একেক খাবার কিন্তু একেক ধরনের হয়ে থাকে। একেক স্বাদের হয়ে থাকে, তাই না?
হুম। দেশে বসে। হুম, হুম। জি। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, জি। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। একদম অবশ্যই। আপনি এমনিতেও দেখবেন হচ্ছে উম আ ধরেন এ এ আমরা বিদেশী যদি পিজ্জার কথাও বলি, তো দেখবেন একটা ব্ল্যান্ড খাবার একদম। আম মানে সু মানে আটার মধ্যে চিজ-টিজ হ্যান-ত্যান দিয়ে বানানো। কিন্তু আমরা যখন আবার দেখবেন বাংলাদেশে বসে পিজ্জা গুলো বানাচ্ছি। আমরা কিন্তু ঠিকই আ বিভিন্ন ফ্লেভার বারবিকিউ এটা সেটা ফ্লেভার মসলা-টসলা ঝাল সবরকম বানাচ্ছি। কারণ আমাদের সংস্কৃতিই ঐটা। আমরা একটু স্পাইসি খাবার পছন্দ করি, এইটাই আসলে। আর আম আপনি যেমন বললেন বিদেশে যেয়ে হয়তো খাওয়া হয়নি। তো আমার আরকি উম আলহামদুলিল্লাহ বিদেশে যেয়েও কয়েকটা দেশে খাওয়া হয়েছে। আমাদের দেশে বসেও সেই দেশের খাবারগুলো খাওয়া হয়েছে। পার্থক্য থাকে উম বুঝছেন, লাইক আ আমরা যখন বিদেশে যেই খাবারটা খাচ্ছি ওটা তো ওদের অথেন্টিক খাবার ওই দেশেরই কালচার। আবার আমাদের দেশে যখন ওই একই খাবারই খাচ্ছি, একটু আমাদের আ নিজেদের রেসিপি চলে আসে আরকি। তবে তারপরেও তো বেশিরভাগই অনুকরণ করার চেষ্টা করেই। তো আমার যেটা সবচেয়ে বেশি মনে হয় আমার মনে হয় আমাদের দেশ ইন্ডিয়া আমা এই দেশগুলোতেই ওর আরকি হচ্ছে মা মানে বাংলাদেশ, ইন্ডিয়া এই দেশগুলোতে আরকি স্পাইসি হয় খাবারটা অনেক বেশি। ঝাল, মসলা, গরম মসলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। একদম। আর বিদেশের খাবারগুলোতে এইটা খুব মিস করি। আপনার আর কি মনে হয়?
জি। হুম। হুম। একদম। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। জী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। জি। একদম। হ্যাঁ, আসলে এই বিষয়টা কিন্তু আ আমিও লক্ষ্য করেছি। খাবারের ভিতরে না একটা সংস্কৃতির কিন্তু অনেক বড় একটা প্রভাব আমি দেখেছি। কারণ আমাদের দেশের কথাই যদি আমি বলি দেখা যাবে যে, একেকটি অঞ্চলে গেলে খাবারের স্বাদ কিন্তু আ একেক রকম হয়ে যায়। পরিবর্তন হয়ে যায়। আ তো সেইক্ষেত্রে আসলে যখন আমরা অন্য দেশের কথা বলছি, সেক্ষেত্রে তো অনেক বেশি আসলে একটা পার্থক্য যেটা সেটা লক্ষ্য করে যায়। বিশেষ করে আ মসলার যে ব্যাপারটা এটা কিন্তু সবথেকে বেশি হয়। কারণ আ সোশ্যাল মিডিয়ায় যখন আমি ভিডিও দেখি তো দেখা যায়, যে ওরা যেভাবে রান্না করে, ওরা কিন্তু খুব বেশি একটা মসলা জাতীয় খাবার বিশেষ করে আ ইউরোপের দিকের যে দেশগুলি রয়েছে, ওরা কিন্তু খুব বেশি একটা মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করে না। আবার অন্যদি দেখা যায় যে কিছু, কিছু দেশ রয়েছে সে তাদের সাথে কিন্তু অনেকটাই মিলে যায়। যেরকম আ তুর্কিশ খাবারগুলি যখন দেখি যে আ দেখি যে, তারা মোটামুটি ভালোই একটা মশলা ব্যবহার করে। তো আমার মনে হয় যে খাবারের উপরে সংস্কৃতির একটা অনেক বড়ো প্রভাব রয়েছে, আপনার কি মতামত?
অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ। একদম ঠিক, হুম। আসবেই, হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, দেয় না। হুম, হুম। জি। জি। আচ্ছা হুম, হুম। অবশ্যই আপনার যেমন আপনি যদি কফির কথা বলেন, আ টার্কি কথা বললেন এজন্য আরকি। আ ধরেন টার্কিশ কফি গুলো তো দেখবেন একেবারে, একেবারেই ভিন্ন ফ্লেভার। মানে আমরা যে কফি খাই বা ইনস্ট্যান্ট কফি হোক বা রোস্টেড কফি হোক, মানে ওইট ওগুলার যে ফ্লেভার আর ওদের যে কফি সৌদি আরবেরও কফি আছে, একেবারেই ডিফারেন্ট, তো এটাও আরকি অঞ্চলভেদে। কফি জিনিসটা যেমন এম মানে সব জায়গায় আমার আগে মনে করতাম যে, সব জায়গায় একই হবে। কিন্তু যখন আলাদা, আলাদা এক্সপেরিয়েন্স করলাম তখন দেখি একেবারে ঐটাও আলাদা। তো ওরকম আরকি খাবারের কথা বললেন, আর টার্কিশ মসলার কথা বললেন। <swallows> আমি তুরস্কে ছিলাম ৬ মাস পড়াশোনার জন্য, তো তখন হোক আরকি ওটা তো দেখেছি, আপনি যেমন বললেন দেখেছেন ভিডিও-টিডিওতে, আমিও তো ভিডিও-টিডিওতে দেখতাম। তো দেখতাম বেশ অনেক রকম মসলা দিচ্ছে, লাল, লাল কলার ছিলো, তো আমি ভাবতাম মনে হয়, খাবার ওরকমই ভালো হবে। কিন্তু আরকি যখন আমি ঐখানে, ঐখানে খাই, খাবারে আমি আসলে খুব আ স্বাদ আছে, স্বাদ নাই তা না, বাট ওইরকম পাইনি, যেটা মনে হতো যে, না জানি ওরকম আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান টাইপ কিছু হবে, ওরকম না। বেশিরভাগই ওদের লাল, লাল যেগুলো পাপড়িকাও থাকে, ঝাল নাই, কোনো ঝালই পাওয়া যায় না টের, <smacks lips> আবার টমেটো বেশিরভাগ দেয় প্রত্যেকটা খাবারে, চিজও অ অতিরিক্ত দেয়, তো আরকি এরকম। আমার কাছে অনেক স অনেকটা টার্কিশ খাবারগুলো আ মানে ওইযে বিডি মিডল ইস্টের খাবারের মতো, মিডল ইস্টের খাবারও যদি খেয়ে থাকেন, ওদেরও ঝাল-টাল কমই থাকে, মসলা কমই থাকে। জি, এই সংস্কৃতি কথায় যেটা হুম, হুম।
উ জি। উ জি। হ্যাঁ। উ জি। অ্যা জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হু, জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। উ জি। আচ্ছা। উ জি। হ্যাঁ। হ্যাঁ, জি, জি। হ্যাঁ, আসলে এই ব্যাপারটা কিন্তু আমিও লক্ষ্য করেছি। এবং অ্যা সংস্কৃতির যে ব্যাপারটা এটা কিন্তু এখানে উল্লেখ্য, কারণ আ প্রত্যেকটি আ দেশের কথা বলি, প্রত্যেকটি দেশের প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে, তারা ওইভাবে চলাফেরা করে, তো এ খাবারটাও আসলে ঐটারই একটা অংশ। আমাদের দেশের ভিতরেও দেখা যায় পাহাড়ি অঞ্চলে এক ধরনের খাবার রান্না হচ্ছে, আবার সমতল ভূমির মানুষ যারা রয়েছে, তারা একভাবে খাবারটা খাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আমার মনে হয় খাবার অ্যা শুধুমাত্র মানে নরমাল কিছু নয়, খাবার একটা উৎসবের মতো, যেটা আমরা অনেক বেশি উপভোগ করি। তো আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে, আপনার আ কোন ধরনের খাবার খেতে বেশি ভালো লাগে? ঐতিহ্যবাহী দেশীয় কোনো খাবার, নাকি নিজে রান্না করার মাধ্যমে?
জি। হুম, হুম। হুম। জি। একদম। হুম, উ একদম। আবার জি, উহু, হুম। আচ্ছা। তো এটা বলার আগে একটা জিনিস বলি। যেমন বলছিলেন আপনি যে, এইযে বিভিন্ন সংস্কৃতি এবং ভৌগোলিক আ জায়গার কথাটা। তো এটা আরেকটা জিনিস আমি দেখেছি যেমন ধরেন আমাদের দেশে সবচেয়ে বেশি মাংসের কথা বললে সবচেয়ে বেশি মনে হয় গরুর মাংসের কথাটা বেশিরভাগই আরকি মানুষের। আবার দেখবেন বাইরের দেশে আ যে মানে মিডল ইস্ট এর দিকে দেখবেন মাংস বলতে ওদের সবচেয়ে হয় উটের মাংস, নয় ভেড়ার মাংসটা সবচেয়ে পছন্দ। তো এ এইখানেও দেখেন ভৌগোলিক ব্যাপারে যেরকম খাবারের উপর প্রভাব পড়ে যে, মানে একেক জায়গায় একেক রকম যে পছন্দের বিষয় আছে। মাছের কথা কথা যদি ব কথা যদি বলেন, তা আমাদের এদিকে যেমন ইলিশ মাছ বলতে পাগল। ইলিশ বাইরের দেশে আরকি কয়জন আরকি চিনবে। তো এরকম একটা বিষয় আছে। তো এর ভৌ মানে ভৌগোলিক প্রভাবতো পড়েই। আর খাবার পছন্দের কথা বলেন, আমার কাছে আসলে ঐতিহ্যবাহী দেশীয় খাবারই ভালো লাগে বেশি। মানে নতুন রান্না শেখার মাধ্যমে তো ওই মানে ওই ধরনের আ ফিউশন করা এটা সেটা ওগুলো করতে আমার ভালো লাগে না। তো আমি ট্রাই করতে পারি অন্য কেউ বললে। জি, আপনার কি? আপনার কোনটা বেশি ভালো লাগে?
হুম। জি। উপ জি। উম জী। হ্যাঁ। জি। হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। একদম। আচ্ছা। উপ জি, আচ্ছা। অ্যা আচ্ছা, আমারও কিন্তু আসলে ঐতিহ্যবাহী খাবারগুলি আ ট্রাই করতে বেশ ভালো লাগে এবং আ বিশেষ করে দেখা যায় যে, আমি যখন কোন জায়গায় ভ্রমণ করি, আ দেশের ভিতরে তখন চেষ্টা করি যে সেইখানের যে আঞ্চলিক খাবারটা রয়েছে সেটা অবশ্যই আ একবার খেয়ে দেখার যে সেটার টেস্ট টা কেমন? তারা আসলে কিভাবে খাবারটা প্রিপেয়ার করে? তো এগুলো না আমি বেশ উপভোগ করি। আর এই খাবারটা খেতে যতটা উপভোগ করি সেটার পুরো যে প্রসেসটা থাকে সেটাও না আমি অনেক বেশ উপভোগ করি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার কিন্তু ব্যক্তিগতভাবে ঐতিহ্যবাহী খাবারও ভালো লাগে তবে, নতুন রান্নার ব্যাপারটা আমি কিন্তু মাঝে মধ্যে আসলে চেষ্টা করি আ ইউটিউব থেকে দেখে। ফেসবুককে কোন ভালো একটা রেসিপি আসবে যেটা কখনো করা হয়নি। তো ওইটাও কিন্তু আমার বেশ ভালো লাগে।
হুম। হুম। হুম, হুম। জি। একদম। হুম। না আসলেই, জি। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। <laughs> আচ্ছা! আসলেই অতি ঐতিহ্যবাহী খাবারের কথা যেমন বললেন, একেক জায়গায় যে একেক রকম রান্নার স্টাইল যেমন যদি খুলনায় একবার যাই তো খুলনার তো আমি আ চুই ঝালের মাংস খাবোই। কারণ ঐখানকার ঐটাই ফেমাস। টেস্ট করার তো ইচ্ছা থাকে। আবার যদি ধরেন কুমিল্লায় যান, তো কুমিল্লার রসমালাই বিখ্যাত শুনি সবসময় এটাতো খাবোই আরকি। তো বগুড়ায় গেলে, বগুড়ার দই বিখ্যাত। তো এরকম আমাদের দেশে তো একেক অঞ্চলে একেক রকম জিনিস বিখ্যাত। কোথাও বা শুটকি মাছ, কোথাও বিভিন্ন ভর্তা, বিভিন্ন রকম যেটা আছে, এটাই বললেন, যেটা বললেন। যে আসলে ঐতিহ্যবাহী দেশীয় খাবারই সবচেয়ে মজার বা আপনি বিদেশেও যদি যান, তো সেই দেশে যেয়ে আপনার কখনো মনে হবে না যে আমি এমনি ফাস্ট ফুড কোন চেইনে যেয়ে এর বা বার্গার পিজ্জা খেলাম। উম দেখবেন আপনি যদি কোন দেশে বেড়াতে যান, যেই কদিনের জন্যই যান আপনি কিন্তু আগে ট্রাই করবেন সেই দেশের ফেমাস খাবার কোনগুলা। হালালের মধ্যে আরকি। তো আরকি এই জিনিসটা আমার তো মনে হয় ঐটার মধ্যেই তো সবচেয়ে মজা। ওই খাবারের মধ্যে, ওদের ঐতিহ্য, ওদের সংস্কৃতি, ওদের ধর্ম সবকিছুরই একটা প্রতিফলন থাকে। ওইটাই আরকি মানে মজা। আমরা আমাদের দেশের মধ্যে যেমন, একেক অঞ্চলে যে একেক জায়গার খাবারটা খাই। ওইটার মধ্যে আমাদের ঐতিহ্য, ঐটার মধ্যেই মজা। আর নতুন রান্না শেখা যেটা, ওটা হয় কি আমি যদি এরকম দেখি মনে করেন ইউটিউবে কোন রান্নার রেসিপি দেখে করার চেষ্টা করি। তো ওইটা সাধারণত ওরকমই হয়। মানে যা দেখি হুবহু হয় না কিছু একটা আরেকটা নতুন ইনভেশ ইনভেনশন হয়ে যায় আরকি। <laughs> জি।
জি। জি, জি। হ্যাঁ। উপ জি হ্যাঁ। উহ জি। হ্যাঁ। একদম, একদম। জি। হুম। উম জি। উম জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আসলে এরকমটা কিন্তু হয়ে যায়। কারণ আ আ যখন রান্না শেখার কথা বলি বা আমরা কোন কিছু দেখে রান্না করে দেখা যায়, সেখানে যেরকম দেখায় বা যেরকম বলে সবসময় কিন্তু ঐরকম হয় না। তবে এইটাও আসলে একটা এক্সপেরিয়েন্স যে নিজে থেকে কোন কিছু করার একটা চেষ্টা করাটাও আসলে বেশ ভালো লাগে। আসলে খাবার যে ঠিক। হ্যাঁ, হ্যাঁ একদম। এই জিনিসটা কিন্তু আমি অনেক বেশি ফেস করি। যে দেখা যায় কিছু করব, তো তখন উপকরণগুলো কিন্তু সব থাকে না। দেখা যায় ১০ টার থেকে ৫টাই নেই আমার কাছে।
হুম। হয় না, হ্যাঁ। হুম। অনেক সময় সব উপকরণও থাকে না বাসায়, তাই না? <chuckles> জি, হ্যাঁ, আমারও হয়, জি। সবগুলো থাকে না, হ্যাঁ। <laughs> জি, জি, এইটাই হয়। তখন ওর, ওইটাই আরকি মানে আ অল্টারনেটিভ কিছু একটা দিয়েই ট্রাই করি আরকি, এইটাই আরকি। আর সবসময় যেমন একটা জিনিস বলছে হয়তো অনেকক্ষণ ভাজতে হয়তো ধৈর্য হল না তার আগেই পানি টানি দিয়ে দিলাম। এরকমও থাকে আবার, পরিমাণের বিষয় থাকে। ধরেন সে বলল ২ কেজি আমি হয়তো ১ কেজি নিয়ে করছি বা উল্টা পাল্টা মানে ওই ১৯ ২০ তো আছেই। তা আরকি এগুলা হয়ই, জি। তবে ঐতিহ্যবাহী দেশের খাবারই মজা, জি।
উম জি। হ্যাঁ। উহ জী, একদম। হ্যাঁ, হ্যাঁ। উহ চীন। হ্যাঁ, আসলে নতুন খাবারের ক্ষেত্রে, জি, যেটা হয় কি যে, মানে ১ম এ কিন্তু একটা ভয় থাকে যে আরে! বেশি করে, করে ফেললে যদি খাবারটা ভালো না হয় তখন তো একটা সমস্যা। তো সেই কারণে দেখা যায় আমার ক্ষেত্রে আমি সবসময়, অল্প করে তৈরি করার চেষ্টা করি যে পরে যদি ভালো হয়, পরে না হয় আবার আসলে একটু বাড়িয়ে দিয়ে করলাম সমস্যা নেই। হ্যাঁ, জি।
একদম, হ্যাঁ, হ্যাঁ। জি, ১ম বার তো অল্প করেই ট্রাই করা উচিত, নাহলে তো সবই শেষ, যদি খারাপ হয়ে যায় আরকি। তো আপনারকে যদি বলি, মানে আমরা আমাদের দেশে, বাংলাদেশেতো দে মানে, মানে ফাস্ট ফুড খায় না এখন এমন কেউ পাওয়াও তো কঠিন। মানে বিদেশী খাবার, আপনি যেমন মোমো, মোমোটা দেখেন এত ফেমাস রাস্তায়, রাস্তায় মোমো। তো মোমো কিন্তু আমাদের দেশের না। মোমোর মনে হয় আ নেপালি খাবার নাকি? আমার মনে নেই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো আরকি আ এরকম আ আছে আবার ধরেন আমরা নুডলস টুডুলসওতো চাইনিজ থেকেই আসছে। তো যেটাই খেয়ে আমাদের দেশেতো আসছেই বিদেশী প্রভাব। তো পিজ্জা এখন কার না প্রিয়? আসছে ইতালি থেকে। তো আরকি আপনাকে যদি জিজ্ঞাসা করি এইযে বিদেশী খাবারগুলো আমরা এত খাচ্ছি দৈনন্দিন। তো এগুলো কি আসলে আমাদের জি, চিন্তাভাবনা বা জীবনধারায় কোন প্রভাব ফেলে বলে আপনার মনে হয়?
হ্যাঁ। একদম। হুম। উম জি, জি। হ্যাঁ। না, না। হ্যাঁ, হ্যাঁ, নেপালি হবে, আ মোমো। উহ জি। হ্যাঁ, একদম। জি। হ্যাঁ, আসলে প্রভাব তো অবশ্যই ফেলে। কারণ, আ যখন আমরা একটা খাবার খাই, আ বিশেষ করে দেখা যায় যে, আ আম আপনি যে খাবারগুলির কথা বলছিলেন, আমাদের দেশীয় খাবারও কিন্তু পাওয়া যায়। তবে দেখা যায় যে, আমাদের এ এ বেশিরভাগেরই এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে। আমরা এখন আ প্রেফার করি বাইরের খাবারগুলি বেশির ভাগ। দেখা যায়, আপনি মোমোর কথা বলছিলেন। আর এখন দেখবেন, মানে আমার বাসা থেকে আমি বের হলে কোনো একটা জায়গায় যেতে, যেতে যে কতগুলি যে মোমোর দোকান পড়বে, বা কতগুলি যে ফাস্ট ফুড এর দোকান পড়বে আমি এটা, বলে বোঝাতে পারবো না। তার তুলনায় কিন্তু দেশীয় খাবারের যে দোকানগুলি রয়েছে, সেগুলোর পরিমাণ অনেক কম। তো সেক্ষেত্রে অবশ্যই এটা তো আমাদের জীবনধারায় একটা প্রভাব ফেলছে। তা না হলে তো আসলে, এতো বিস্তার কখনোই সম্ভব হতো না। আরেকটা জিনিস আসলে আমি আপনার থেকে জানতে চাচ্ছিলাম। আসলে বাইরে গিয়ে আ যখন আমরা খাবারটা খাই, বা কেউ যখন আসলে আ বিদেশ থেকে ওই খাবারটা ট্রাই করে আসে, একই খাবার যখন বাংলাদেশে খায়, তখন কিন্তু আমার মনে হয় যে একটা টেস্টে এর একটা পার্থক্য থাকে। এটা আসলে কেনো হয়ে থাকে, সেটা যদি একটু বলতেন।
হুম। হুম। একদম, হ্যাঁ। হুম। হ্যাঁ, জি। হুম। হুম। একদম। জি। হুম। হুম। পার্থক্য দেখা দে হ্যাঁ। একদম। কারণ, আমার যেটা মেইন মনে হয় যে, ওই উপকরণ যেটা, ওটা এক্সাক্টলি সেটা হয় না। যেমন আপনি যদি ধরেন, আপনার পিঁয়াজের কথাও যদি বলি, আমাদের বাংলাদেশের দেশি পিঁয়াজ যেমন ছোট, ছোট হয়। আমরা আমেরিকায় থাকি, এখানে পিঁয়াজগুলো এত্ত বড়, বড়। তো আম এবং স্বাদ সম্পূর্ণ আলাদা। আমাদের পিঁয়াজে ওই ফ্লেভারটা আসেই না, যেটা বাংলাদেশের ঝাঁঝালো পিঁয়াজে আসে। কথার কথা বললাম এটা তো এরকমই ধরেন আপনি যেকোনো মসলাই বলেন, মসলার অনেক পার্থক্য আছে গন্ধে। আপনার বাংলাদেশে একটা এলাচের গন্ধ আর এখানকার এলাচের গন্ধ আ মানে ১৯-২০ আছেই পার্থক্য। তো, আমার মনে হয় যে, মসলার মেইন পার্থক্য জন্যই এরকম হয়। আম তাছাড়া আর কিছু দেখি না। আমার মনে হয় ওইটাই। আবার অনে অনেক জায়গায় অ্যাম অনেক কিছু অথেন্টিক মসলা আছ আছে। যেমন ধরেন আমি যেমন বললাম, খুলনার চুঁই ঝালের কথা। এটা যেমন অথেন্টিক এটা আপনি বিদেশে খ সহজে খুঁজে পাবেন না। তো আবার, আবার ধরেন তুর্কির একটা খাবার আমাদের টার্কিশ একটা রেস্টুরেন্ট খুলে রাখলো বাংলাদেশে। তুর্কির যে হার্বগুলা আছে, বিভিন্ন জায়গায় ওই এক্সাক্টলি অথেন্টিক ওইটা আবার তুর্কির ১-১ অঞ্চলে হয়। তুর্কি পুরা তু তুর্কির পুরা দেশটাতেই হয় না। তো ওই অঞ্চল থেকেই কিন্তু বাংলাদেশে আনে, এমন কিছু না। ওই টাইপই কিছু হয়তো গ্রো করে সেটা দিয়ে বানায়। তো আমার মনে হয়, এজন্য অথেন্টিক ওই মসলাগুলা না থাকার কারণেই ওই ওই টেস্টটা আসে না। আবার অনেক সময়ই মাংসের কোয়ালিটিতেও পার্থক্য আছে, যদি মাংসের কথা বলি, মাছের কথা বলি। যেমন, আমাদের দেশেও তো আপনি ঘেড়ের মাছ একরকম স্বাদ, পুকুরের একরকম, নদীর একরকম, তাই না? তো আমার মনে হয়, ওইটার জন্যই হয়। আর আম বিদেশী খাবারের চিন্তাভাবনার একটা প্রভাব আরেকটা যেটা পরে আমার মনে হচ্ছিলো সেটা হচ্ছে আ অনেক সময় মা যারা ছোটবেলা থেকে বিদেশী খাবার অনেক বেশি খায়, তারা মনে হয় <tsk> ইস! আমি এই দেশটাতে যাবো, তাহলে আমি এই দেশের খাবারটা ওই দেশে যেয়ে খাবো। আমার মনে হয় এই জিনিসটা একটু হয়। তাই না?
উ জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। উম জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। উ জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। উ জি। হ্যাঁ। উ জি। হুম। আচ্ছা। আস জি, জি, জি। হ্যাঁ। হ্যাঁ, আসলে এটা কিন্তু হয় এবং আমার ক্ষেত্রেও কিন্তু এটা মাঝে-মধ্যে হয়। দেখা যায় যে, কোনো একটা খাবার বে বেশ ভালো লেগেছে। এবং এটা কিন্তু আসলে আমরা সকলেই জানি, যে এই খাবারটা খাচ্ছি, ভালোও লাগছে কিন্তু এই খাবারটা কিন্তু অথেন্টিক নয়। সেখানে গিয়ে টেস্ট করলে হয়তো, খাবারটার স্বাদ আরো ভালো হতে পারে। তো, সেই টেনডেন্সি থেকে কিন্তু আমাদের ভিতরে হ্যাঁ একটা প্রবণতা থাকে যে, ইস! আ যদি ওই দেশে গিয়ে এই খাবারটা খেতে পারতাম, তাহলে তো অনেক বেশি ভালো হতো। একদম অথেন্টিক যে টেস্টটা রয়েছে সেটা উপভোগ করতে পারতাম। দেশের সংস্কৃতিটাও দেখতে পারতাম। তো সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ হতো। যাই হোক, আপনার সাথে এই খাবার নিয়ে কথা বলে কিন্তু বেশ ভালো লাগলো এবং খাবার সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। তার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
হুম। হুম। একদম আসে। হ্যাঁ <chuckles> জি। হুম। একদম। হুম। আসলেই। উ জি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার অনেক ভালো লাগলো এবং অনেক খাবারের কথা মনে পড়ে গেলো। আপনার সাথে আবার কথা হবে আগামীতে আশা করছি ভালো থাকবেন।
উ জি।